আচ্ছা, নতুন হয়তো খুব নতুন না। তবে আপনি বাংলাদেশেই দেখেন, আ 'জলের গান' যখন আ নতুন করে গান গাওয়া শুরু করল, বা 'জলের গান' যারা গান এলো, তো 'জলের গানে'র একটা ব্যাপার হচ্ছে কি তারা কিন্তু সব তাদের নিজেদের হাতে বানানো এবং আমাদের দেশের ঐতিহাসিক সব যন্ত্র নিয়ে তারা গান গায়। হাতে বানানো তারের যন্ত্র, হাতে বানানো ড্রাম সেট, হাতে বানানো সবকিছু। তো এ এদের গানগুলো আসলে শোনার মতো। কারণ প্রকৃতি নিয়ে যখন গান লেখা হয় এবং গানের সুর এতটাই চমৎকার, এটা কিন্তু আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য এবং তারা ফুল-ফল, পাতা, আমাদের আ গ্রামের মানুষ, আমাদের গ্রামের পরিবেশ, সবকিছু নিয়ে খুব চমৎকার গান লেখে। আমার তো মনে হয় যে, জলের গান আপনি যখন শুনবেন, আপনি আসলে একটা চমৎকার একটা ভাইব এর মধ্যে দিয়ে যাবেন। আপনার মনে হবে যে, আপনি খুব শান্তির একটা চোখ বন্ধ করে যদি তাদের গান শোনেন, আপনার খ মনটা খুব ভালো হয়ে যাবে।
হু, হুম। রাইট। হুম। হুম। রাইট। হুম। হ্যাঁ। এবং আমার মনে হয় এটা সবচাইতে ইম্পোর্টেন্ট আ যে, দিকটা, ইম্পোর্টেন্ট বলব না। ইটস লাইক সবচাইতে হার্ট টাচিং যে, দিকটা, সেটা হচ্ছে, ইট ফিলস লাইক হোম। এই এই জিনিসটা সবসময় মনে হয় যেন কাজ করে যে, ঘরের মধ্যে গান শুনতেছি। you know আমার এখনো আ যতদূর মনে পড়ে, ছোটবেলায় এই ধরনের গানগুলা প্রচুর পরিমাণে হতে দেখতাম, আমাদের এরিয়া গুলাতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে, আ ওয়েসটার্ন কালচার এর সাথে, এতটা পরিচিত হওয়ার পরে, বিশেষ করে রক, পপ আ যেটা ওয়েসটার্ন মিউজিক গুলা। এ ওখান থেকে হঠাৎ করে যদি বাংলায় ফেরেন, মানে বাংলা নৃগোষ্ঠীতে যে, আদি থেকে যেগুলো আসতেছে, জ লালন গীতি থেকে শুরু করে আপনার আমাদের লোকাল যে, আ ভাওইয়া, ভাটিয়ালি, তারপর আর তো অনেক কিছু আছে
হুম। আসলেই, আসলেই, আপনি ঠিক বলেছেন। হুম। আচ্ছা। হুম। হুম। হু, হুম। আরো জাড়ি, শাড়ি, গা সব কিছুই আছে আমাদের। হ্যাঁ।
জাড়ি, শাড়ি, তো এগুলোর মধ্যে যখন আসেন, তখন আপনার ফিলিংটা কেমন হয়, হঠাৎ করে?